হ্যাঁ, এ এই জিনিসটা এখানে আমি খুব দেখেছি। মানে ফিনিশ মানুষরা নাকি আ কথা একটু কম বলে বা এক্সপ্রেশন ওদের অনেকটা কম। তো এটাই হয়ে থাকে যে কারণে ওরা একটা সময় না একা হয়ে যায়। কারণ অ্যা সম্পর্কগুলোর মধ্যে যদি কথাবার্তা না হয় তাহলে কিন্তু দূরত্বটা ধরে, হুম।
হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেকশন না হলে তখন কিন্তু সেটা একটু ডিম হয়ে যায়। তো ধরুন এই যে মানে কথাবার্তা না বললে তাদের সবকিছু চলে কেমনে? বন্ধুত্ব হোক বা যেটাই হোক মানুষজন তো আসলে কথাবার্তা বলতে পছন্দ করে।
একদম। উহুম। একদম। কিন্তু জানি না আসলে ওরা কিভাবে সম্পর্ক যারা যে মানে মেক্সিমাম ক্ষেত্রে আমি দেখিনি যেহেতু সম্পর্কগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয়। আর যা টিকে সেগুলো আসলে হয়তো বা বাচ্চা-কাচ্চা যাদের হয়ে যায় সেক্ষেত্রে সম্পর্ক বাচ্চাদের জন্য হয়তোবা সম্পর্কটা টিকে থাকে। এরকম কিছু হতে পারে। কিন্তু আমি মেক্সিমাম আমার বন্ধুদেরও দেখেছি যারা ফিনিশ একজন একজনের সাথে কথা বলে না। এখানকার মানুষ এরকমই। কিন্তু ওরা অনেক সহায়তা করে এবং যদি আপনাকে আপন করে নিতে চায় তাহলে প্রচন্ড রকম আপন করেও নিতে পারে। <chuckles>
হতে পারে। <chuckles>